তা তো অবশ্যই, ঠিক বলেছেন আর আরেকটা জিনিস কি? আসলে পরিবেশটা তো খুব আ বিস্তৃত আকারে প্যাব আমাদের চারপাশে রয়েছে। আমরা যদি প্রতিদিন ছোট, ছোট কাজ করি তাহলেই কিন্তু পরিবেশ রক্ষা করতে পারি। আপনি কি মনে করেন?
উহু, হু, হু। জি। জি। হু, হু। একদমই, একদমই তাই। আমি আপনার সাথে একমত, অ্যা যে ছোট, ছোট কাজের মাধ্যমে আসলে প্রত্যেকে যদি ছোট, ছোট এই contribution গুলা রাখে। আস্তে, আস্তে আমাদের পরিবেশটা আমার কাছে মনে হয় বসবাসের আবার যোগ্য হয়ে তুলবে। এখন কিন্তু পুরোপুরি অযোগ্যই বলা যাচ্ছে। যেমন ধরেন, আমরা আ প্লাস্টিক এর যে ব্যবহার, প্লাস্টিকের ব্যবহার কমিয়ে যে কাপড়ের ব্যাগের ব্যবহার যদি বাড়াইতে পারি। তারপরে হচ্ছে ধরেন আ পানির বোতল যে বারবার আমরা প্লাস্টিক বাইরে গেলে প্লাস্টিকে পানির বোতল কিনে, কিনে সেটাও প্লাস্টিক বাড়াচ্ছি। তাই না? সেটা কিন্তু আমাদের মাটি দূষণ করছে। তাই না? মাটি দূষণ বলেন। সো আমরা কিন্তু লাইক একটা বোতল কিনে স মানে রিইউজ করতে পারি। তারপরে হচ্ছে recycling এর যে বিষয় যে আবর্জনা, প্লাস্টিক গুলোকে আমরা recycle করে আবার ইউস করতে পারি। তাই না? তাব তারপরে ধরেন আমরা হচ্ছে নিজ উদ্যোগে যেমন পরিবারের আ বিদ্যুতের অপচয়, পানির অপচয় বিষয়গুলা নিজেরাই ইয়া দেখতে পারি। যেমন, ফ্যান, লাইট বন্ধ করে দিতে পারি বা ধরেন দাঁত মাজার সময় লাইক মোর অ্যা উম এই টেপ চে চালিয়ে রেখে দাঁত মাজতেছি এই সময় কিন্তু পানির অপচয় হচ্ছে। তো এই যে ছোট, ছোট পরিবর্তনগুলা যদি আনা যায়, তাহলে মনে হয় আর মানে লাইক অ্যা পরিবেশের উপর যে চাপ বা পরিবেশের উপর যে আমাদের অনিহা সেগুলা আস কাটাই যাবে। আস্তে, আস্তে মানে পরিবেশ আবার আগের মত হবে। আর সবথেকে বড় বিষয় সেটা হচ্ছে লাইক গাছ লাগানো। তাই না? যে উম খালি জায়গা পেলে আসলে গাছ লাগানোর যে বিষয়টা সেটা আসলে করা উচিত। আপনি কি মনে করেন বলেন তো?
হু, হু। জি, জি। সুন্দর বলেছেন, ঠিক বলেছেন। হু, হু। হুম। হ্যাঁ, ন অবশ্যই। হু, হু। হ্যাঁ। হু, হু। জি। হুম, হুম। হুম, হুম, অবশ্যই। হুম, হ্যাঁ, হ্যাঁ। ঠিক বলেছেন। মহুম। হু, হু, হু। অবশ্যই। হ্যাঁ, সুন্দর বলেছে। জি, জি। হ্যাঁ, অবশ্যই। উম ঠিক বলেছেন। হ্যাঁ, হ্যাঁ। আমি আসলে আপনার সাথে একদমই একমত পোষণ করছি। আসলে আমরা দেখেন আমরা তো ১৮,০০,০০,০০০ মানুষ আছি আমাদের এই বাংলাদেশে তাইতো? আমরা যদি প্রত্যেকে যদি একটা করেও গাছ লাগাই তাহলে কিন্তু সেটা ১৮,০০,০০,০০০ সংখ্যক একটা বিশাল গাছে পরিণত হবে। হ্যাঁ, এখন যদি আমরা প্রত্যেকে এমন মনে করি যে, "একটা মাত্র গাছ আমি লাগাবো এতে বা প্রকৃতির কি বা হবে?" এই যে একটা মানসিকতা যে আমি আমার জায়গা থেকে কেন সচেতন হব? আমি এমন কে পরিবেশ রক্ষা করার? এই যে একটা মানসিকতা, মূলত এই ধরনের মানসিকতার কারণেই কিন্তু আপনি জানেন যে বিশ্বের বায়ুদূষণে বাংলাদেশ প্রায়ই কিন্তু ১ নম্বর বা ২ নম্বর স্থানে থাকে। এই ধরণের আ মানসিকতা থেকে আসলে আমাদের সরে দাঁড়াতে হবে। আমরা যতটুকুই পারি না কেন একটা গাছ লাগাতে পারি বা নিজের আ ব্যবহৃত যে প্লাস্টিক গুলো রয়েছে সেগুলো যদি যথাস্থানে আমরা আ বলি যে ধ্বংস করতে পারি। হ্যাঁ? এই ছোট, ছোট কাজগুলো যদি আসলে আমরা করতে পারি তাহলেই হবে কি ধীরে, ধীরে আমরা আমাদের বাংলাদেশটাকে সোনার বাংলাদেশে রূপান্তর করতে পারবো। যেখানে আসলেই আমরা আ পরিবেশটাকে ভালো রাখতে পারবো এবং এরজন্য আসলে সরকারের যেমন দায় রয়েছে তেমনই কিন্তু আসলে আ সকলের একটা দায় রয়েছে এবং বিশেষ করে আমি যদি বলবো আ সাধারণ মানুষ যদি নিজ, নিজ অবস্থান থেকে আসলে পরিবেশ রক্ষায় সচেতন হয়, তাহলেই কিন্তু সবথেকে ভালো হয়।
জি, জি, জি। হু, হু, হু, হু। জি। হু, হু, হু। জি, জি, জি। একদম, একদম, একদম। হ্যাঁ, জি। জি, জি। হুম, হুম, হুম, হুম। জি, জি। জি, জি। একদমই তাই। একদমই তাই। একদম, একদম, একদম। জি। একদমই তাই। হু, হু, হু, হু, হু, হু। জি, জি, জি। হু, হু, হু, হু, হু। জি, জি, জি, জি। হু, হু। জি। জি। হু, হু, হু, হু। জি। একদমই তাই। হু, হু। হু, হু, হু। জি, জি।

আ আমার কাছে আইনের কঠোর মূল্যায়নটা, সেটা স আমার কাছে মনে হয় সবথেকে বেশি পরিবেশ দূষণের জন্য দায়ী। মানে লাইক শিল্প করখা কলকারখানা, না? সো এগুলো কিন্তু সরকার অনুমোদনের ক্ষেত্রে বা, সরকারের বিষয়টা মানে লাইক সাধারণ মানুষের থেকে কিন্তু তারা বেশি আসলে আ পরিবেশ দূষণের জন্য দায়ী। তাই না? আস ঠিক আছে, সাধারণ মানুষও হচ্ছে পরোক্ষভাবে দায়ী। কারণ, সাধারণ মানুষই হচ্ছে এগুলো ইউজ করতেছে। এজন্যই তো তারা উৎপাদন করতেছে। ঠিক আছে না? সোওই যদি উৎপাদন ব্যবস্থাটাই যদি সরকার থেকে আইনি ব্যবস্থার মাধ্যমে যদি বন্ধ করে দেওয়া যায়।
হুম, হু। জি। হু, হু। জি। হু, হু। বুঝতে পারছি। হুম। হু, হু।
তাহলেই তো আসলে লাইক ওইযে পরিবেশ দূষণের বিষয়টা মানে আস এত বেশি আসতো না। তাই না?
হ্যাঁ। হ্যাঁ, তা তো অবশ্যই। আর তাছাড়াও হুম।
তারপরে দ তারপরে ইটের ভাটার যে ব্যব বিষয়গুলা না ইটের ভাটার ধোয়া। তো এই বিষয়গুলো আসলে লাইক সরকারের আইনি ব্যবস্থা ছাড়া উ কঠোর সরকার কঠোর হওয়া ছাড়া আসলে অ্যা কোন উপায় নাই আরকি। সরকার কিন্তু লাইক রাজনীতিক রাজনৈতিক বিষয়ের জন্য কঠোর হচ্ছে না বিজ ব্যবসায়ীদের ক্ষেত্রে। তো এইসব বিষয় আসলে আমাদের জনগণকে বেশি সচেতন হইতে হবে। যাতে সরকারকে প্রেশারাইজ করা যায়। এসব বিষয় স সচেতন করার জন্য।
হ্যাঁ, হ্যাঁ। হু। হু, হু। সত্য বলেছেন। হু, হু, হুম। ঠিক বলেছেন। হ্যাঁ, হ্যাঁ। আসলেই। আমার মনে হয় যে আমাদের সকলেরই আসলে নিজের, নিজের জায়গা থেকে এগিয়ে আসা উচিত। কারণ পরিবেশটা তো আসলে আমাদের কারো একার নয়। পরিবেশে তো আসলে আমরা সবাই মিলে একসাথেই থাকি। তো পরিবেশের যদি উন্নতি হয় বা, পরিবেশের ভালো হয়, তখন কিন্তু সার্বিকভাবে সেটা আমাদের শারীরিক এবং মানসিক ভালোই হবে। তো আসলে আজকে আপনার সাথে পরিবেশ ভালো রাখতে আমরা কি, কি করতে পারি? সে বিষয়ক বিস্তারিত আলাপ আলোচনা হলো। অনেক নতুন কিছু আপনার কাছ থেকে জানতে পারলাম। আশা করছি আবারো কোনো একদিন আমাদের মাঝে নতুন কোনো বিষয় নিয়ে কথা হবে। ততদিন পর্যন্ত আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন।
জি, জি, জি। একদম। হু, হু, হু। জি, জি, জি। জি, জি, জি। হুম, হু, হুম, হু, হুম। জি, জি, জি, জি। হুম, হু। জি। জি, জি, জি, জি, জি। একদম, একদম, এক না, অবশ্যই, অবশ্যই, অবশ্যই। একদম। জি, জি, জি। আ আপনার সাথে কথা হলো বেশ ভালো লাগলো। আ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবেশের যত্ন নিবেন। এই আরকি। শুভরাত্রি। ভালো থাকবেন।
জি। অবশ্যই। জি, শুভরাত্রি।